বুঝতে পেরেছি, না আসলে খুবই চমৎকার বিষয়টা। কারণ আ তার সাথে তো আপনার এইযে ব্যর্থতা বললেন বা যে ভুলটা আপনি করেছিলেন, তখন এটা কিন্তু ওই ভুলটাই ছিল। যে আপনি আসলে আ মাপেননি যে সে আসলে কতটুকু আপনাকে আ কেয়ার করে বা কতটুকু আপনার কথার মূল্য দেয়। আর হয়তো তার সাথে অনেক আ প্রতিজ্ঞা করেছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন। সে আসলে কতটুকু সেটাকে ধারণ করে। এই জিনিসটা আপনি নিশ্চিত না হয়েই কিন্তু আ মানে দুর্বল হয়ে পড়েছিলেন আরকি। তো এখন <chuckles> এখন যে এগুলো কাজে লাগান, এটা কিন্তু বেশ ভালো বিষয়টা। কারণ অভিজ্ঞতা থেকে যদি মানুষ কাজে না লাগায়, তাহলে তো মানুষের আর কোন মানে চিন্তাই হল না এখানে। তাই না? যে সে মানুষ কিভাবে হলো? দারুণ, দারুণ। তো আচ্ছা এইযে ঘটনাটা বললেন, সম্প্রতি সময় কি এরকম আসলে কিছু ঘটেছে আপনার সাথে? যদিও মানে এরকম তো ঘটেই মেয়েদেরকে তো ছেলেরা অনেক বেশি propose করে থাকে। তো একটা ঘটনা যদি বলতেন আরকি এরকম।
একদমই, এক হ্যাঁ, একদমই। হ্যাঁ, একদমই। অ্যাঁ হ্যাঁ। <chuckles> হ্যাঁ, আসলে এরকম আ ঘটেছে যেহেতু আ পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, অনেক ছেলেপেলেই আছে যারা আসলে এরকম আ প্রস্তাব দেয়। তো সেক্ষেত্রে না আমাকে আমাকে যখনই প্রস্তাব দেয় তখনই আমি বলি যে, "অ্যা প্রেম কেন? সরাসরি বিয়ে করে ফেলবো। আর বিয়ে করার জন্য হচ্ছে আ আমার আব্বু-আম্মুকে আ অ অফার দাও। আ তারা যদি 'হ্যাঁ' বলে আমি আ রাজি হয়ে যাব।" তো এইটা না আমি আসলে একটা ট্রিক হ্যাঁ আমি আসলে একটা ট্রিকস খাটাই এখানে। এ যে ও ঐ ছেলে যদি সত্যিই আমাকে চায় তাহলে অবশ্যই আমার আব্বু-আম্মুর সাথে কথা বলবে। আর যদি ওর ভিতরে কোন স মানে আ ঠকানোর চিন্তাভাবনা থাকে তাহলে ও নিশ্চয়ই সরে যাবে। তো এই রকম না অনেকেই হয়েছে যে যারা আসলে আ মানে এরকম আমি বলেছি হ্যাঁ। <chuckles> মানে <chuckles> উম মানে বেশ ২, ৩ জন আমি এরকম অফার দিয়েছিল। তো সেক্ষেত্রে আমি যখন বলেছি তখন কিন্তু আ তারা কিন্তু মানে পরবর্তীতে আসলে আর যোগাযোগ করেনি। আ এখনকার যে মানে আ ছেলেমেয়ের কথা যদি আমি বলতে চাই, আ এদের কিন্তু চিন্তাভাবনা একটু অন্য রকমই থাকে।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। বাহ! দারুণ। মানে পরীক্ষা নেন নাকি? <chuckles> অনেক হয়েছে? <chuckles> ওরে বাবা! <laughs> ও! বুঝতে পেরেছি। <coughs> <clears throat> হ্যাঁ, হ্যাঁ।